আমার হল এসএসসি পরীক্ষার সময় আল্লাহ আর বলেন না এত মানে চাপ। অ্যা ওটা হল জীবনের ১ম একটা রকম বোর্ড পরীক্ষা না এমনিতে ধরনের ওইযে বৃত্তি পরীক্ষা হ্যান-ত্যান যেগুলো ছিল দিয়েছি ওগুলো তো কখনো ওইভাবে ফিল করিনি। আ কিন্তু আর এসএসসির সময় খুব চাপ মানে ১ম পরীক্ষা যেদিন বিশেষ করে প্রথম দিনের পরীক্ষাটা পরগুলো আরকি easy হয়ে গিয়েছিল। মানে হাত পা কাঁপা-কাঁপা আমি আর লিখতে পারি না পরীক্ষার হলে। তো যাই হোক হচ্ছে টিচার আমার যে টিচার পড়েছিলেন উনি অনেক ভালো ছিলেন। উনি অনেক সান্ত্বনা দিয়েছিলেন। একটু ঠান্ডা স্থির হয়েছিলাম। তো যাই হোক খুব ভালো লাগলো আপনার সঙ্গে বিষয়টি কথ অ্যা মানে বিষয়টি নিয়ে কথা বলে। আম আশা করছি আসলে জি জীবনের চাপ থাকবেই কিন্তু কোন না কোন ভাবে আমরা চাপটা মোকাবিলা করেই জীবনে এগিয়ে যাব, সফল হব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আচ্ছা। হু, হু। জ্বী, জ্বী। হু, হু। হু, হু। আচ্ছা। হু, হু, হু, হু। হু, হু। হু, হু। আচ্ছা। জ্বি, উহু। জ্বী। হু, হু। জ্বী। হু, হু। জ্বি অবশ্যই। ইনশাআল্লাহ। আপনার সাথে ধন্যবাদ। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। নিজের এই যে কথা শেয়ার করতে পারলাম, মনের কথা। আপনিও ভালো
ধন্যবাদ। থ্যাংক